উম পরিবারেরই। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে maximum ই কিন্তু ওইরকম বা দেখা যায় যে বাড়ি যদি থাকে তো ভালো। যদি মা মা উম না থাকে তাহলে কিন্তু তা আ ওই পরিবারগুলো চায় যে আমি আসলে একটা মানে জায়গা করবো বা আমি একটা বাড়ি করবো। ওটাকে কিন্তু একটা stability র প্রতীক হিসেবে ভাবা হয়। তো ওগুলো কিন্তু আসলে মানে ঐযে ওইভাবে
আপনার কি মনে হয়? হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হুম, জি, জি। হ্যাঁ। জি, জি।
এক ধরনের মানে হচ্ছে টাকা-পয়সা একই সাথে যেমন গোছানো, তেমন হচ্ছে ভালো সুযোগ দেখে রোম জমি কেনা বা প্লট কেনা বা আসলে বাড়িতে আ বিনিয়োগ করা। বা অনেকেই যদি হচ্ছে ব্যাংকে টাকা রাখতে চায় সেটাও রাখতে পারে। পরিবার সাধারণত ওই অর্থে যদি তাদের কোনো ব্যবসা থাকে পারিবারিক ব্যবসা থাকে সেখানেও কিন্তু করতে পারে।
হু, হুম। জি, জি। উ জি, জি। হু, হুম।
এবং আমার কাছে মনে হয় যে সব সদস্য যদি একসাথে বসে এই আলাপ আলোচনা করে আসলে আ মা মানে একটা পরিবার হিসেবে সবাই কি করতে চায়, কতদূর যেতে চায়, সেটা নিয়ে যদি মানে হিস কথা বলে তাহলে কিন্তু সবাই কিন্তু একই বিষয়ে চিন্তা করবে এবং কিন্তু দেখা যাবে যে ঐযে মতানৈক্য বা হচ্ছে আ মানে মা ঐ বোঝাপড়ার সমস্যাটা হবে না। তাই না? আপনার কি মনে হয়?
হ্যাঁ। হু, হুম। জি, জি, জি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। না, আপনার সা এই সাথে আসলে আমি এইক্ষেত্রে একদমই সহমত যে আপনি অনেক সুন্দরভাবে আসলে গুছিয়ে বলেছেন এই বিষয়টা। এবং আপনার সাথে আসলে এই বিষয় নিয়ে কথা বলে খু হ্যাঁ, আমারও বেশ ভালো লেগেছে।
উ হু। হু, হু। হু, ভালো লাগলো কথা বলে, অনেক ভালো লাগলো। ভালো থাকবেন আপনি, পরিবারের খেয়াল রাখবেন, নিজেও ভালো থাকবেন।
জি, আপনিও।